আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি হয়তোবা এভাবে কখনো ভাবিনি। আ কিন্তু হ্যাঁ, আ যদি কোনদিন আসলে যদি শিক্ষক হই, তাহলে আসলে অবশ্যই উনার মত একটা শিক্ষক হওয়া, আসলে খুব ভাগ্যের ব্যাপার হবে। কারণ উনি যেভাবে বুঝাইত, উনার যে মন-মনুসিকতাটা ছিল, মানে দেখা যাচ্ছে আমাদের সাথে মিশত ভালোভাবে, মানে বন্ধুর মত করেই আসলে মিশত উনি। আ আমাদের বিষয়গুলো বুঝ বুঝাইত। মানে লাইফ নিয়ে কথা বলত। আ অবশ্যই বই বইয়ের বিষয়গুলোও বলত। কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে লাইফ এর সামনে কি হতে হবে? সেগুলো নিয়ে কথাবার্তা বলত। আসলে এরকম একজন শিক্ষক হওয়া, আসলে খুব ভাগ্যের ব্যাপার। যদিও আমি কোনদিন একজন শিক্ষক হতে পারি, তাহলে অবশ্যই এরকম একটা শিক্ষক হ আ হওয়ার চেষ্টা করব।
জি, জি। একদম, একদম। এটা একটা ভালো, একদম। এইটা আসলেই ভালো কা একজন যদি আপনার রোল মডেল থাকেন, এবং তার, তাকে যদি আপনি মেনে চলেন যে, তার জীবনযাত্রা কেমন হচ্ছে? উনি কেমন ব্যবহার করছে? শুধু ছাত্রছাত্রীর সাথেই না, উনি অন্যান্য সহকর্মীদের সাথে কেমন ব্যবহার করছেন? সম্পূর্ণ বিষয়টি মিলে যদি একজন আদর্শ কাউকে আপনি সামনে পান, আসলে আপনি সেভাবে যদি তার পিছে, পিছে আগান, তাকে ফলো করে যান, তাহলে আপনার জন্যও ভালো হবে, অবশ্যই। তো এই যে আপনার স্মৃতিগুলো যে ছোট, ছোট স্মৃতি এবং সেটা থেকে কিন্তু আপনার, এখনো মনে আপনার দাগ কাটছে যে, এখনো আপনার মনে পড়ছে, ঘুরে ফিরে। তো এ কখনো কি আপনার এমন স্মৃতি হয়েছে যে, যেটাতে আপনার মনে হয় যে, যে "না, স্কুলে এই জিনিসটা না হলে ভালো হত?" এমন কখনো আছে, হয়েছে?
জি, অবশ আচ্ছা। আসলে স্কুল জীবনে আমার মনে হয় না, এমন কোন স্থিতি থাকার আ থাকে। কারণ হচ্ছে যে, আ এ ঐ সময় হয়তো আমার মনে হয়েছিল যে, আসলে আ দেখা যাচ্ছে, "স্কুল জীবনটা না থাকলে হয়তো, ভালো হতো। বা আজকে ক্লাসটা না থাকলে ভালো হতো।" কিন্তু তারপর হচ্ছে যে, "এই টিচারটা না থাকলে ভালো হতো।" কিন্তু এই সময়ে এসে আ মনে হয় যে, আসলে স্কুল জীবন থাকাটাই মানে একটা স্মৃতি। কারণ স্কুল জীবনে যে আসলে প্রত্যেকটা মুহূর্ত আ দেখা যাচ্ছে, সেটা আ আ এখনো মনে পড়ে। দেখা যাচ্ছে ক্লাস করতাম। যে টিচার রা আমাদেরকে শাসন করত। আ এগুলো হয়তোবা ঐ সময় কষ্ট ছিল। কিন্তু আজকে বুঝতেছি যে আসলে কেন শাসন করতো, তারা দেখা যাচ্ছে আমাদেরকে কেন বলতো? আরেকটা হচ্ছে যে, একটা বিষয় ছিল যে, মাঝেমধ্যে স্কুলে যখন থাকতাম, তখন কিন্তু ঐযে আমাদের স্কুলটা ছিল আরকি রাস্তার পাশেই। তো রাস্তার পাশে দিয়ে যখন মানুষ হেঁটে যেত বা দেখা যাচ্ছে কোন একটা গাড়িতে যেত। তখন কিন্তু আমাদের মনটা, আমা আমাকেও আরকি লাগতো যে, আসলে "ইস! আমি যদি ওইখানে থাকতে পারতাম, তাহলে বেশ ভালো লাগতো" যে আসলে স্কুলে হ্যাঁ। জি, একদম। হ্যাঁ, কিন্তু আজকে যদি, আজকে মানে দেখা যাচ্ছে, দেখা হয় মাঝে, মাঝে যখন স্কুলের পাশ দিয়ে যাই, যখন দেখি বাচ্চারা ঐখানে আ বসে আ দেখা যাচ্ছে পড়ালেখা করতেছে বা স্কুলে বসে আছে। তখন কিন্তু আমার মনে হয় যে, "ইস! আবার যদি আমি ঐখানে যেয়ে বসতে, স্কুলে বসতে পারতাম, এই বেঞ্চে থাকতে পারতাম? তাহলে মনে হয় বেশ ভালো লাগতো।"
আচ্ছা, আচ্ছা। <chuckles> জি, জি। জি। ও আচ্ছা! মানে, "তাহলে আমার পড়া পড়াশোনা করতে হত না। অ্যা স্কুলে আসা লাগতো না।" আচ্ছা, আচ্ছা। হু, হু। আবার যদি, ইস হ্যাঁ, হ্যাঁ। মানে জি। পুরনো স্মৃতিতে আবার আপনি সাঁতার কাটতে পারতেন। যে "আ আবার যদি আমরা ছোটবেলায় পৌঁছে যেতাম?" খুব ভালো লাগলো আপনার স্মৃতির কথাগুলো শুনে, আপনার শিক্ষকের কথা শুনে। ভালো থাকবেন। ধন্যবাদ।
দেখবে

আচ্ছা। হ্যাঁ, ক্যরণ এই যে এইদিক মানে উনি যে সবাইকেই সমানভাবে তার ছাত্রছাত্রী হিসেবেই দেখেছেন, এটা আসলে কিন্তু ওনার জন্য অনেক ভালো কাজ হয়েছে এবং এটা আপনাদের জন্যও ভালো কাজ হয়েছে। কারণ যদি দেখতেন যে হ্যাঁ, তার মেয়ে হিসেবে একটা বাড়তি সুবিধা পাচ্ছে আপনারা সেটা থেকে পিছিয়ে যাচ্ছেন, স্বাভাবিক ছোট ছিলেন যেহেতু কাজে আপনাদের মন কিন্তু খারাপ হতেই পারত। তো এ তো গেল আপনার স্কুল জীবনে। এখন বড় হয়ে অন্য ক্লাসে যে কলেজ, তারপর ইউনিভার্সিটি এই ক্ষেত্রে কি কখনো টিচার এর কোনো শিক্ষকের কথা মনে আছে? যার কথা আপনার, ও আসলে আপনার লাইফে একটা বেশ প্রভাব ফেলে।
হুম। জ্বী, একদম। আচ্ছা। হ্যাঁ, একদম। আমাদের একটা টিচার ছিল আসলে। আ এটা হচ্ছে কলেজ লাইফই বলা যায়। হ্যাঁ, কলেজ লাইফেই। যে আসলে উনি আ দেখা যাচ্ছে আমাদেরকে ভালোভাবে বোঝাইতো। মানে উনার কথাগুলো এমন ছিল, আ যে অ্যা দেখা যাচ্ছে ক্লাস, এ মানে স্কুল সময় শেষ হয়ে যাচ্ছে। তারপরও উনি দেখা যাচ্ছে এ ওই যে অন হ্যাঁ, না ঘন্টা তো দিয়ে দিলে ক্লাস শেষ করে চলে যায় বা অনেকেই আছে আ টাইম মে মেইনটেইনটা বেশি করে। তো এরকম ছিল না উনি। উনি দেখা যাচ্ছে কি বলে যে আসলে তোমা তোমাদের যতটুক আ নেওয়ার, যত ইচ্ছা ততটুক নেও। দেখা যাচ্ছে সময়টার দিকে দেখো না। উনি দেখা যাচ্ছে আমাদের যেখানে আ ক্লাস হতো বা যেটাকে স্কুল ছিল ওখান থেকে ওনার বাসা আরো প্রায় দেখা যাচ্ছে আ ১০০ কিলোমিটার বা ২০০ কিলোমিটার দূরে উনি দেখা যাচ্ছে ওইভাবে যাতায়াত করতো দেখা যাচ্ছে প্রতি সপ্তায়। কিন্তু তারপরও উনি যে
জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। ও বাবা। ১০০ কিলোমিটার দূর তো মানে অনেক দূর।
হ্যাঁ। তারপরও কিন্তু উনি হচ্ছে কি ওই যে ক্লাসের মধ্যে সময়টা বার ভালো ভাবেই দিত। আ একবার এমনও হয়েছিল যে আসলে উনি ক্লাস নিতে নিতে অ্যা এমনভাবে বুঝাচ্ছে বুঝ বুঝাইতে বুঝাইতে ক্লাস ছুটি হয় আ দেখা যাচ্ছে ৪ টায়। উনি ক্লাস নিয়ে গেছে প্রায় ৬ টা পর্যন্ত। তো প্রায় ২ ঘণ্টা ধরে অ্যা পড়াচ্ছে।
জি, জি। ও বাবা। মানে এই টানা ২ ঘণ্টা আপনাদের ক্লা মানে টানা ২ ঘন্টা না, ২ ঘন্টার বেশিই তো। কারণ আপনাদের ক্লাস শেষ হওয়ার কথা ৪ টায়। নিশ্চয়ই সেটা ৩ টায় শুরু হয়েছে। ৩ টা থেকে ৪ টা ১ ঘন্টা। সেইখানে ৬ টায় মানে ৩ ঘন্টা সে টানা ক্লাস নিয়ে গেছে। মানে আপনারা কি, মানে পুরোটা সময় মন্ত্রমুগ্ধের মত ছিলেন? নাকি একটু বিরক্তও হয়েছিলেন? স্যারকে বলেছেন যে একটু ব্রেক দেন, একটু ব্রেক দেন, মানে টানা নিশ্চয়ই নেননি?
জ্বি একদম। হ্যাঁ। জ্বি অবশ্যই।